আর বলবেন না আসলে মাঝে, মাঝে যখন স রেগে যাই আ মানে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলি, তখন আসলে অনেক কাছের মানুষের সাথে এমন, এমন ব্যবহার করে ফেলি যেটা খুবই অপ্রত্যাশিত। উম তো এটার জন্য আসলে একটু খারাপ লাগছে, যে কেনো এমন করলাম। এখন খুব regret হচ্ছে।
হুম। আচ্ছা। হুম। আচ্ছা। হ্যাঁ, আসলে আ রাগের সময় কিন্তু আমরা নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারি না। এটা আমার ক্ষেত্রেও হয়। যখন রাগ হয় কিন্তু আমি চিল্লাচিল্লি করি এবং আ সামনে মানে যার সাথে আমার রাগারাগি হয় তার সাথেও কিন্তু খারাপ ব্যবহার করি এবং পরে কিন্তু বুঝতে পারি যে আসলে এরকম ব্যবহার করাটা উচিত হয় নাই।
জি। হু, হু। জি। আ জি সেটাই, আসলে কিন্তু কথা কি পরে realization করে সেটাতে তো শুধুমাত্র মানে আপনারই ক্ষতি হচ্ছে, আপনারই কষ্ট হচ্ছে। এতে কিন্তু যার সাথে রাগ করলেন তার কিন্তু কোনো লাভ হলো না। তাই না? তো ওহ আসলে এই অতিরিক্ত রাগ উঠলে আমরা নিজেদেরকে কিভাবে শান্ত করতে পারি? ২-১ টা tips দেন তো।
হুম। জি। হুম। হ্যাঁ, একদম ঠিক।